না পড়া হয়নি।
আচ্ছা, ঠিক আছে। না, ছোটবেলায় প্রচণ্ড বই পড়তাম, তো তখন popular ছিল যে, 'তিন গোয়েন্দা', 'মাসুদ রানা' বা western বইগুলা। তো ওই, ওই 'মাসুদ রানা' বইয়ের মধ্যে একটা বিজ্ঞানী character ছিল, আমার কাছে Elon Musk-কে মনে হয় যেন সেই বিজ্ঞানীটা।
আ হ্যাঁ, '৩ গোয়েন্দা' পড়া হয়েছিল। হ্যাঁ, <chuckles> আমার আব <chuckles> আচ্ছা, আমার কাছেও তাই মনে হয়। এ এমন একটা মানুষ যে, আসলে চিন্তা ভাবনার বাইরে কাজগুলা করলো এবং
<chuckles> সে কিন্তু অনেক দূর, মানে যেটা বলে দূরের জিনিস দেখে calculate করে সে কাজ করে। খুব ক্যা মানে, যেই জিনিসটা আমাদের বুঝতে ১০ বছর লাগছে, সেটা সে হয়তো ১০ বছর আগে চিন্তা করে কাজ করে ফেলেছে। আমার কাছে ব্যাপারটা এমন মনে হয়।
অ্যা এবং সে আ এবং সে এই রকেটটা ব্যাক করানোর একটাই কারণ দেখিয়েছিল। হয়তো পৃথিবীতে যদি কখনো যদি পৃথিবীতে এখন যে পরিমাণ তাপমাত্রা বাড়ছে, আমাদের পরিবেশের এত ক্ষতি হচ্ছে এই জায়গাটা থেকে যদি কখনো যদি মানুষকে যদি বাঁচাতে হয় তাহলে হয়তো Mars এ হয়তো প্রতিস্থাপন করা যাবে একটা নতুন পৃথিবীর। সেই লক্ষ্যে সে আসলেই এই একটা কাজ করেছে। সে কিন্তু মানে normally just একটা যে, রকেটকে পৃথিবীতে নিয়ে আসছে এমন কিছু করেনি। তার আবিষ্কারের আরেকটা ধাপ ছিল হচ্ছে Mars-এ যাতে মানুষকে নিয়ে যাওয়া যায়, সেটার একটা just একটা way বের করে দিল এবং এটার একটা আবিষ্কার কিন্তু একটা মহাকাশ জগতের অন্যদিকে ধাবিত হ হয়েছে। যেমন হচ্ছে একটা N-A-S-A যখন রকেট পাঠাত, সে রকেট যখন আর পৃথিবীতে ফিরে আসত না তখন কিন্তু আসলে cost অনেক বেড়ে যাচ্ছিল। ওই জায়গাটা সে কিন্তু আসলে কমিয়ে এনেছে। তাহলে এই যে একটা আবিষ্কার আরো বেশি, বেশি করে research নিয়ে কাজ করা হবে, যা মহাকাশ নিয়ে আমরা আরো অনেক কিছু হয়তো পাব সামনে। এটাই হয়তো আমার কাছে মনে হয়। আপনি কি মনে করে?
জি, জি। হুম, হুম। জি, জি। হুম, হুম। জি। হুম, হুম। জি, জি। জি, জি। হুম, হুম। জি, জি। হুম, হুঁ। জি, জি। হুম, হুম। জি, জি।